ইদানীিং আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমি যখন আমার কাজগুলো নিয়মিত করে আসতেছি, কাজের মধ্যে হঠাৎ কোনো কারণে যদি আমি বিরতি দিচ্ছি, হয়তো খেতে, খেতে উঠলাম। খাওয়ার সময় ৪৫ মিনিট বা ১ ঘণ্টা যদি আমার কাজ বন্ধ থাকে, সেক্ষেত্রে কাজটি যখন আমি আবার নতুন করে শুরু করি, তখন কাজের মধ্যে আমি যে ১ টি মনোযোগ দিব বা কাজের মধ্যে ফিরে এসে আবার আগের গতিতে উদ্দাম নিয়ে কাজটি শুরু করব, সেটি আর আ সম্ভব হয়ে উঠতেছে না। প্রতি মুহূর্তেই কাজের প্রতি যে একটি অমনোযোগ ভাব চলে আসতেছে। আমি বুঝতে পারতেছি না আমি এই সমস্যার মধ্য থেকে কীভাবে বের হব?
হু, হু। হুম। আপনি যে বললেন যে কার আ আপনি হয়তো খাওয়ার জন্য উ উঠেছেন, আসলে আপনি একই রকম কাজ করে যাচ্ছেন কি? মানে আপনি যেই পরিস্থিতিতে আছেন, সেটা আসলে মানে আমি বুঝতে পারছি যে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন। আপনি কাজ পাগল ১ জন লোক। তো সে হিসাবে আপনি কাজে থেকে বিরতি নিয়ে চলে যাচ্ছেন। আবার ফেরত আসলে সে আগের যেই উদ্যমটা, সেটা খুঁজে পাচ্ছেন না। এটা আসলে আপনাকে খুব কষ্ট দিচ্ছে। তো এটা কতদিন ধরে হচ্ছে এমনটা? এটা কি আ বেশ কয়েকদিন ধরেই হচ্ছে নাকি একদম সাময়িক ঘটনা এটা?
জি। জি। জি, এটি আমার মধ্যে প্রায় আমি আ ৬ মাস ধরে গত ৬ মাস ধরেই এই বিষয়টি আমি আমার মধ্যে লক্ষ্য করতেছি। তবে ইতিপূর্বে এই সমস্যাটি আমার মধ্যে ছিল কিনা আমি উ সেভাবে সে বিষয়টি লক্ষ্য করিনি। আমি এ্যা অ্যাকাউন্টিংয়ের কাজ করি একটি এ্যাম মানে এনজিওতে। তো, সেখানে অর্থনৈতিক বিষয়গুলো আমাকে প্রতি মুহূর্তে দেখাশোনা করতে হয় এবং পুঙ্খানুপুংখানু হিসাব রাখতে হয়। আমি যখন কাজে বসি তখন আমার একটু টেনশন থাকে যে, কোথাও যেন অ অর্থনৈতিক যে বিষয়গুলো, সেখানে যেন যোগ-বিয়োগের ক্ষেত্রে কোন ভুল না হয়। এবং কি পরিমাণে এ debit হচ্ছে, credit হচ্ছে, জমা হচ্ছে, উত্তোলন হচ্ছে, কোথাও যেন কোন গড়মিল না হয়। এবং আ যে ledger এ লেখালেখি হচ্ছে, সেখানেও যেন কখনো অম কাটাকাটি না হয় বা, overwriting না হয়। এই বিষয়গুলো সার্বক্ষণিক খেয়াল রেখে কাজ করার চেষ্টা করি। এবং অ্যা যে হিসাব-নিকাসগুলো উ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে, এই মুহূর্তে কোন লেনদেন হচ্ছে না, বসে আছি। তখন অফিসের এ খাতাপাতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়। কোথাও কোনো ভুল-ভ্রান্তি আছে নাকি সেটি সমাধান করতে হয়। এ এইযে কাজের মধ্যে যে একটি উম মানে ম মনোযোগের যে বিষয়টি, সেইটি কাজের মধ্যখানে বিরতি দিলেই আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তখন মনে হচ্ছে, যে আমি এ সকালবেলা যে সকল কাজগুলো করেছি first half এ, এ্যা সেখানে কি আমার খাতাপাতিগুলো কোথাও অ ভুল হলো নাকি? মানে এমন একটি উম চিন্তা মস্তিষ্কে কাজ করতেছে। তখন নতুন করে যে কাজটি ধরতেছি বা, নতুন করে যে কাজটি শুরু করতেছি। সে কাজটি ই মানে স্থবির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে, এটি আর এগোচ্ছে না। পূর্বের কাজটিই হয়তো এখনো আমার অসম্পূর্ণভাবে এ রেখে আমি এই কাজে হাত দিলাম। এমনটি মনে হচ্ছে।
ও। হু, হু। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সত্যি, আর এটা কি আপনার অ মানে পরিবেশটা কোথায় হয় বেশি? যে আপনি যদি অফিসে থাকেন, তখন আপনার এই বিষয়টা হচ্ছে? নাকি অফিসের কাজ যখন বাসায় নিয়ে আসেন, তখন আপনার এই মানে মনোযোগের অভাবটা সবচেয়ে বেশি হচ্ছে? বা, পরিবেশ তো একটা অবশ্যই এখানে একটা ফ্যাক্টর, তো আপনার ক্ষেত্রে কোনটা বেশি মনে হচ্ছে? যে এ অফিসে যখন থাকছেন, তখন আপনার মনোযোগের অভাব হচ্ছে বেশি? না যখন বাসায় থাকছেন, তখন মনোযোগের অভাবটা বেশি হচ্ছে?
উম জি, আপনি যেমনটি বলছিলেন, আমাদের যেহেতু ক্রেডিট প্রোগ্রামের সমস্ত অর্থনৈতিক বিষয় যার কারণে, আমাদের এই কাজগুলো বাসায় নিয়ে যেয়ে করার কোন সুযোগ নেই। অফিস এটাকে কোনই সুপারিশ বা সাপোট করে না। এবং আ অ্যা দীর্ঘ সময় ধরে অফিসেই কাজ করতে হয়। দেখা যাচ্ছে যে যদিও ৫ঃ০০ য় অফিসের কাজ শেষ হবার কথা। কিন্তু অনেক স সময় দেখা যাচ্ছে যে আপনার ৬ঃ০০-৭ঃ০০ পর্যন্ত সন্ধ্যা লেগে যায়। কাগজপাতিগুলো ও সারতে। এই সময় যে, যে দীর্ঘ একটি সময় কাজ করতে হয় এর জন্য অফিসিয়াল ভাবে আমরা কোন ফিডব্যাক পাই না। যেমন ধরেন, যে একটু অতিরিক্ত বোনাস অথবা ওভারটাইম হ্যাঁ, এমন কোন সুযোগ সুবিধাও আমাদেরকে দেয়া হয় না। বিশেষ করে আমার ক্ষেত্রে তো চরম এই বিষয়টি এ মানে চিন্তার মধ্য দিয়ে যায়। যে আমি দীর্ঘ সময় কাজ করে যাচ্ছি। কিন্তু তার জন্য অফিসিয়াল ভাবে কোন ফিডব্যাক পাচ্ছি না। এবং যদি আমি কাজগুলো অফিসের বাইরে বিশেষ করে বাসায় নিয়ে এসে করতে পারতাম, সেক্ষেত্রে আমি বোধের মধ্য দিয়েই কাজগুলো করতে পারতাম। কিন্তু সেটির তো আর কোন সুযোগ নাই। যার কারণে বাসায় এসেও অনেক সময় নিজেকে অ্যা চিন্তায় রাখতে হয় বা নিজ থেকেই মস্তিষ্কে এই বিষয়গুলো ঘুরপাক খায় নতুন করে চিন্তার জট পাখায়। যে আমি যে কাজগুলো অফিসে করেছি সেটিতে কোন ভুল হয়নি তো? আমার সামান্য ভুলের কারণেই পরবর্তী সময়ে আমাকে অপবাদ দিবে অথবা সেখান থেকে আমাকে ক্লোজ করবে বা অকারণে আমাকে সেখানে কৈফিয়ত জারি করতে হবে। এমন কোন বিষয় হয়নি তো? এই যে অ্যা সামান্য বিরতির পরেই এই ধরনের বিষয়গুলো জ্বী, এটি বেশি কাজ করতেছে।
হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হুম। ওহো! ওভার টাইম এর বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। একটা ভয়টা, জি, জি। বুঝতে পেরেছি যে, আসলে আপনি, মানে, বে একটু বেশি চিন্তা করে ফেলছেন, তো? কারণ আপনি তো এই কাজটাতে দক্ষ। কারণ আপনি অনেকদিন ধরেই কিন্তু করে আসছেন। কাজিই এটার ধরন কিন্তু আপনার জানা আছে, আরকি, এবং এ এমন না যে, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে বা কাজের ধরনটা পাল্টে যাচ্ছে। আপনি লেজার মেইনটেইন করছেন। আপনি কি, আ সবকিছুই ম্যানুয়ালি করতে হয়, নাকি কম্পিউটারের সাহায্যেও নিতে পারেন? যে আছে না? যে, আপনি হয়তো একটা স্প্রেডশিট ওপেন করলেন, অথবা, আ এক্সেলে এ কাজ করলেন, যাতে হিস হিসাবগুলা সহজ হয়। মানে কম্পিউটারে তো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে আপনি একটা তো কমান্ড দিয়ে দিচ্ছেন। নির্দিষ্ট কমান্ড দিলেই, সেই বেসিস এ সে কিন্তু কাজ করছে। তো এভাবে কি কখনো করেছেন, বা কম্পিউটার ব্যবহার করেছেন?
জি। জি। জি, আপনি যেমনটি বললেন, সেটি হলো যে আমি মূলত, আ লেজার গুলো হাতে লিখে কমপ্লিট করি, এবং দিন শেষে আমার এই কাজগুলো, অ আমার আরেকজন কর্মচারীর কাছে যায়, সে এটি কম্পিউটারে লিপিবদ্ধ করে। যেহেতু আমাকে হাতে লিখতে হয়, যার কারণে আমার অনেক ঝামেলা বেশি হয়। এবং যিনি কম্পিউটারে লিপিবদ্ধ করতেছেন, সেক্ষেত্রে এ কোনো কারণে যদি কোথাও একটু ভুল হয়ে যায়, তো সহজেই সেটাকে এডিট করা সম্ভব হয়। কিন্তু হাতে লেজার লেখার কারণে এটি খুবই একটি, মানে, সমস্যার সৃষ্টি হয়। এবং
আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
আমি আমার কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে, আমি সততার একটা পরিচয় দিয়ে থাকি এবং আমার মধ্যে যেন প্রতি মুহূর্তেই সততাকেই আমি ধরে রাখতে পারি, সেটিও চেষ্টা করি। আর সামান্য ভুলের কারণেই, আমাকে হয়তো কোনো কারণে সেখান থেকে অর্থনৈতিক বিষয়ে হয়তো অপবাদ আসতে পারে। এজন্য আমি সবসময় সতর্ক থাকি।
হু। জবাবদিহি করতে হতে পারে। জ্বী, জ্বী, জ্বী। এই যে আপনি যে সতর্ক থাকছেন, সৎ থাকার চেষ্টা করছেন, এটা কিন্তু খুবই একটা ভালো দিক। কারণ এতে করে আপনার এদ অফিসে অন্যরা কেউ কখনো বলতে পারবে না যে আপনি এটা আ ভুল করেছেন বা এটা আপনি কেন করেছেন? এই tension টাই আসলে আপনাকে আরো বেশি খারাপ করছে যে আপনার মনোযোগটা আরেকটু কমে যাচ্ছে। হয় না যে, আপনি নিজেকে যেহেতু জানছেন যে আপনি কতটুকু আপনি পারছেন, একটু বাড়তি যখনই দিতে যাবেন যে আরো বেশি যে এটা যেন কোনোভাবেই ভুল না হয়, আপনি জানছেন কিন্তু এটা ভুল হবে না কারণ আপনি তো এটাতে অভ্যস্ত। কাজেই এই যে বাড়তি পে ভয়টা এটাই আসলে আপনার কাছে বেশি খারাপ লাগছে যে যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, তো আপনি এ চে চেষ্টা করবেন কি আপনার কাজটাকে একটু মানে ছোট ভাগ করে নিতে। ছোট ভাগ করে নেওয়া বলতে কি যে, লে একটা ledger যখন করছেন সেটা তো একদম দিনের শুরুতে যে কর করছেন না। হালকা কাজগুলো যেগুলো আছে, যেগুলো আপনার বেশি মনোযোগ দিতে কম হয়, তেমন কাজগুলো আপনি আগে, আগে করবেন। তারপরে একটু মানে এটাকে কি বলবো, আপনি যতটা চেষ্টা করবেন যে গভীরে যাওয়ার জন্য কাজটাকে গুরুত্ব দিয়ে আপনি একটু সময়টা নিয়ে যদি ভাগ করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু ধীরে, ধীরে <swallows> কাজের প্রতি একটু মনোযোগটা চলে আসছে। এবং আপনি তো জানছেন যে ঠিক এই টাইম এ আপনি খেতে যাচ্ছেন বা আপনি prayer করতে হলে break টা কখন নিচ্ছেন এটা তো অফিসে যেহেতু থাকছেন একটা নির্দিষ্ট সময়েই কিন্তু আপনি break নিয়ে থাকেন। ঠিক আছে? তো কাজটাকে একটু ভাগ করে নিয়ে দেখেন তো যদি আপনার, মনে হয় আপনার কাজে দিবে কাজটা যদি আপনি ভাগ করে সেটাতে মনোযোগ দেন।
উম জি। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ আপনি যেমনটি বললেন আমি অবশ্য কখনো এভাবে ভাবিনি বা এইভাবে, এভাবে কখনো করারও চেষ্টা করিনি। আমি যদি আমার কাজগুলোকে ছোটো এবং বড়ো এই আকারে ভাগ করে নিই বা একটি রুটিন তৈরি করি সেই রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করি, ছোটো কাজগুলো হয়তো আগে অথবা বড়ো কাজগুলো আগে এভাবে কাজগুলো খুব দ্রুত করাও সম্ভব হবে এবং এর থেকে একটি ভালো ফলাফলও আশা করা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো এই যে কাজের মধ্যে যে একটা অমনোযোগী ভাব সেটিও হয়তো আর থাকবে না এবং অগোছালো কাজগুলোও থাকবে না তখন সমস্ত কাজগুলো গোছালো হয়ে আসবে। এটিই আমি কখনো এভাবে ভেবে দেখিনি। তবে এটি এ করতে পারলে আমার মনে হয় যে একটি অ্যা ভালো ফল পাওয়া যেতে পারে। আরেকটি বিষয় অ্যা সেটি হলো যে অ্যা কাজের জন্য যে কাজের পরিবেশের কি অঙ্গাঅঙ্গিভাবে একটি সম্পর্ক আছে? যেটির সঙ্গে অ্যা আমার এই মনোযোগ ফিরে না পাবার কোন কারণ থাকতে পারে?
হুম, হুম। হুম, হু। সেটাই। এক। জি, জি। অবশ্যই কারণ কি আপনি হয়তো অনেক জনের মধ্যে কাজ করে একরকম ফলাফল আসবে। হয় না যে আপনি তো একা হয়তো মনোযোগ দিয়ে একটা কাজ করার চেষ্টা করছেন। আপনার আশেপাশে যদি অন্যান্যরা হয়তো তাদের কাজের ধরন একরকম নয়, আপনার সাথে মিলছে না। তাদের হয়তো সময়টা একটু বেশিই পাচ্ছে যে কথা বলার বা ১ ডেস্ক থেকে আরেক ডেস্কে যেয়ে অন্যদের সাথে গল্প করা। এই বিষয়টা আপনার ক্ষেত্রে কিন্তু ঘটছে না। তো আপনি যেটা করতে পারেন আপনি আ চাইলে একটা মানে ১ টা বোর্ড দিয়ে রাখতে পারেন যে, "এখন আমাকে ডিস্টার্ব করবে না।" কারণ একদম মনোযোগ দিতে হয় তো, আপনি যেই কাজটা করছেন এটাতে কিন্তু অনেক মনোযোগের বিষয় আছে। তো ১ বার যদি আশপাশ থেকে আওয়াজ আসে তাহলে কিন্তু আপনার মনোযোগে ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে আপনি যদি আলাদা কোন রুম হয়ে থাকে যে আপনি আলাদা রুমে বসেন বা একসাথে সব cubicle এর মধ্যে না আপনার রুমটা একটু আলাদা, সে যদি ব্যবস্থাটা করা যেতে পারে অফিসে বলে, আপনার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলে যদি একটু আলাদা করতে পারেন তাহলে মনে হয় পরিবেশটা একটু শান্ত থাকলে আপনার জন্য এটা অনেকটা ভালো কাজ করবে।
জ্বী। জ্বী, জ্বী। উম, জ্বি। আমি অফিসে এভাবে আমার ম্যানেজারের সঙ্গে একবার কথা বলেছিলাম যে, "আমি চাচ্ছিলাম যে আমার যে কাজের যে ডেস্কটি বা টেবিলটি সেটি যেন জানালার পাশে থাকে এবং আমি জানালা দিয়ে যেন বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারি। এতে আমার, মন-মানসিকতা অনেকটা আ সতেজ থাকবে। প্রকৃতি সবুজের দৃশ্যায়নগুলো আমার ভালো লাগে।" তো এটি বলেছিলাম আমি তাদেরকে তিনি বলেছিলেন অবশ্য যে, "আপনি ইচ্ছা করলে আপনার মত করে আপনি বিষয়টি সাজায় নিতে পারেন।" তো আপনার এই পরামর্শগুলো আমার ভালো লেগেছে যে হ্যাঁ কাজের সঙ্গে কাজের পরিবেশের একটি, অ্যা অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক থাকতে পারে। এবং এভাবে করলেও আমার হয়তো কাজের প্রতি যে মনোযোগ সেটি ফিরে আনা সম্ভব হবে। বিভিন্নমুখী পরামর্শের জন্য যা দৈনন্দিন কাজে আমার মনোযোগ বৃদ্ধিতে এহ সাহায্য বা সহযোগিতা করবে এ সকল পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হু, হু। বাহ! বাহ! আপনাকেও অনেক ধন্যবাদ। কারণ আপনি এত সুন্দর করে আমা আমার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, শেয়ার করলেন এতে আমি যেই তথ্যগুলো দিলাম সেটা নিশ্চয়ই আপনার কাজে আসবে। আপনি চেষ্টা করে দেখুন। ফল পাবেন। ধন্যবাদ আবারো।